আচ্ছা হুমায়ুন আহমেদের হ্যাঁ। রাইট হুম, হুম। হুমায়ুন আহমেদের হিমু পড়েছি কিন্তু অনেক আগে ঠিক মতন মনে নাই চরিত্রগুলা কিন্তু মিশির আলির গল্পগুলো পড়েছি। তার মধ্যে সবচাইতে যেটা আমার কাছে মানে মনে আছে বা সবচাইতে বেশি দাগ কাটছে সেটা হচ্ছে আপনার মিশির আলির একটা বই উনি বের করেছিলেন। সেটার নাম ছিল আনসলভড মিশির আলির আনসলভড। এখন এই বইটার যে চরিত্র, মিশির আলি এখানে কিন্তু মিশির আলির রহস্য রোমাঞ্চ সলভ করার সাথে, সাথে উনি কিন্তু যে রহস্য রোমাঞ্চ কোনদিন সলভ করতে পারেন নাই। সেটা নিয়ে কথা বলছেন এবং মুক্তকণ্ঠে সেটা সম্পর্কে প্রভাষণ দিছেন যে, দেয়ার আর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ মর দান ওরা যাই হোক এখন ব্যাপার হচ্ছে যে, এইযে, যে কথাটা এই বাক্যটার মনে হয় যেন পূর্ণাঙ্গ রূপ তিনি উনার এই গল্প সমগ্রে উঠায়ে নিয়ে আসছেন। যেখানে উনি মিশির আলির এ মানে যতগুলা ইয়ে আছে মিশির আলির কিন্তু একটা বড় গুণ ছিল যে
যেমন ধরেন হিমু, মিসির আলী এরকম অনেক চরিত্র ছিল তার। শুভ্র। হু, হু। জি। হ্যাঁ। হুম, হু। <coughs> হুম। হ্যাঁ। হুম, হু। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। সিরিজ আছে আরকি। যতগুলো বই আছে আরকি তাই তো?
রাইট সবগুলা তিনি সলভ করতেন এবং প্রত্যেকটা কেসে উনি বেশ ভালো একটা পারফরম্যান্স দিয়ে দেখাতেন। এবং শেষে দেখা যেত বাস্তবতার সাথে একটা মিল খুঁজে আনত। কিন্তু এই বইটায় উনি করলেন কি একেবারে উল্টো ধারার আ মানে উল্টো গঙ্গায় ব বলে না? রাইট। একেবারে কোনটাই সলভ হল না। এতটা সহজ রহস্য কিন্তু তাদেরকে এতটা কঠিন ভাবে এবং এতটা গুরুতর ভাবে উনি প্রকাশ করলেন যে, এটা মিশির আলির পক্ষে সলভ করা সম্ভব না। অসাধারন কিছু গল্প ছিলেন।
জি, জি। জি। একটা জিনিস নিয়ে আসলেন যে, সলভ হলো না আরকি সমাধান হল না আরকি। তাইতো? জি। হুম। জি, আপনার আপনার জি, আপনার কথা থেকেই সেটা বোঝা যাচ্ছে যে, অসাধারণ ছিল এবং চমৎকার ছিল এবং যে, যেটা বোঝা যাচ্ছে পাঠকরা আসলে প অ্যা পড়তে, পড়তে এরকম অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছিল যে মিসির আলী মানে সমাধান করে ফেলবে সবকিছু। সে সেই ক্ষেত্রে যে উনি এটাও বোঝাতে চেয়েছেন মি মিসির আলী একটা চরিত্র হলো তিনি একটা মানুষ এবং সেই মানুষের পক্ষে অনেক কিছুই আসলে সমাধান করা যায় না। আ জি, চমৎকার একটা নিরসন উনি দিয়েছিলেন। তো এইগুলো তো বললেন যে, আগে উনা উনারা যত সুন্দর বই লিখতেন বা যতটা সু সুন্দর গল্প লিখতেন সেগুলো আসলে মানুষের হৃদয় ছুঁয়ে যেত, মন ছুঁয়ে যেত। কিন্তু এখনকার লেখকদের লেখার মধ্যে কিছুটা হলেও মনে হয় সাহিত্যের অভাব বা দেখা যায় যে, চরিত্রটা ঠিক মতো ফুটে উঠছে না। বা দেখা যাচ্ছে যে অ্যা আগের বইগুলো পড়ে যতটা সুন্দর উপভোগ্য হত ততটা ভালো লাগছে না। এর কারণ কি বলে আপনি মনে করেন?
হু, হু। হুম। সমাধান করে ফেলবেন। রাইট। সমাধান করা সম্ভব রাইট। হু, হু। রাইট। আচ্ছা।